হুম, যাক শোনা এ অ জী জি আমার শুনে অনেক বেশি ভাল লাগলো। যে আপনিও আমার মত পাহাড়, ঝরণা এসব পছন্দ করেন। তো একটা কথা কি আসলে পাহাড়ের যে দৃশ্য মানে এতটা নীরব, এতটাই স্তব্ধ একটি পরিবেশ। যেখানে আসলে শহরের কোলাহল নেই, গাড়ির কোনো মানে গাড়ির হর্ন নেই, শব্দ নেই। জাস্ট পাহাড়ের যে পা পাখির কিচমিচির শব্দ। এবং যে প্রকৃতির যে স্তব্ধ একটি শব্দ এ বিষয়টা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে।
আপনার ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রে যেহেতু মানে আচ্ছা, আচ্ছা। হু, হু। হুউ, হু। হু, হু, হু। হু, হু, হু।

একদম ঠিক বলেছেন।
এজন্য আরকি আমি সবসময় কম জিনিস নিই। এ যেগুলো না হলেই হয় না। যেমন টুথপেস্ট, টুথব্রাশ, এই টাওয়াল এই, এই সমস্ত ম আরকি নেই। কিন্তু খুব বেশি জিনিসপত্র আমি কখনো ক্যারি করি না। ২-৪-৫ সেট জামাকাপড় নিয়ে যাই বেড়াইতে যাই। বেড়াইব, ঘুরব, ছবি তুলব। চেঞ্জ করব আর ছবি তুলব ঐরকমটা আমার হয় না।
হ্যাঁ। হুম। হুম। একদম। হুম, একদম। হ্যা, আসলেই মানে আপনি খুবই সুন্দর কথা বলেছেন। যে আসলে এ মানে যদি আমরা ভ্রম মানে ভ্রমণে গেলে যতটুক সম্ভব অপ্রয়োজনীয় জিনিসপত্র যাতে আমরা না নেই, যতটুক সম্ভব কম জিনিসপত্র নেই। কারণ কি? ভ্রমণে গেলে ওই ব্যাগটি কিন্তু আমারই বহন উম মানে বহন করতে হবে। তখন ব্যাগ যত ছোট হবে তখ উম তখন ওই ভ্রমণ করে প্লাস হচ্ছে ঘুরাঘুরি করে কিন্তু তত বেশি কমফোর্টেবল ফিল ফিল করা যায় আরকি।
হুম, হুম, হুম। হুম, হু। হুম, হুম, হু। হুম, হুম। ঠিক। আসলেই এখন ভবিষ্যতে কি নতুন কোন জায়গায় ভ্রমণ-ট্রমণ করার ইচ্ছা আছে নাকি?

হ্যাঁ, যাক। আসলে ভ্রমণে যাওয়ার মাধ্যমে কিন্তু আসলে আমরা অনেক কিছু আমরা অনেক কিছু শিখতে পারি। বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হতে পারি। যেটা আসলে যদি আমরা বাসায় বসে থাকি বা আশেপাশে ঘোরাঘুরি করি সেক্ষেত্রে কিন্তু ঐ অ অভিজ্ঞতাটার সম্মুখীন আমরা হই না। পাশাপাশি আমরা যখন একটা জায়গায় ভ্রমণে যাই, নতুন কোন জায়গায় যাই। সেই জায়গার মানুষদের সম্পর্কে জানতে পারি। তাদের সংস্কৃতি, তাদের তাদের আচার-আচরণ, চালচলন সম্পর্কে কিন্তু আমরা অন্যরকম একটি অভিজ্ঞতা অর্জন করতে পারি। আপনি কি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না। হু, হু। হু, হু, হু। ঠিক, এটা তো ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট পিপল। তো দেখা যাচ্ছে যে তাদের আচার আচরণও ডিফারেন্ট হয়। কিছু, কিছু খুব মজা লাগে। আবার কিছু, কিছুতে অস্বস্তি লাগে। <laughs>
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম। একদম ঠিক বলেছেন। আসলেই আমরা যখন একটা জায়গায় ভ্রমণে যাই সেইক্ষেত্রে কিন্তু আমরা আমরা এমন, এমন কিছু, কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেটা আসলে আমরা কখনো আশা করি নাই। আশা করি না। হ্যাঁ, হ্যাঁ।
হু, হু, হু। কল্পনাই করিনি হয়তো! হু, হু।
জ্বি, জ্বি। এমনটা হয়ে থাকে অনেক সময়। আবার, আ আবার, আবার এমন কিছু হয়ে থাকে। হ্যাঁ।
অ অনেক সময় আমার সাথে তো অনেকবারই ঘটছে। <laughs>
অ্যাঁ আবার আবার আবার আবার অনেক সময় এমন হয় যে, মানে আমরা ভ্রমণ করতে যাই কিন্তু মানে আমরা যতটা আশা করি তার থেকে আরো বে আরো বেশি আনন্দ করি, ব তার থেকে আরো অনেক বেশি, আ আরো অনেক বেশি সময় পাই। তো সব মিলে আসলে ভ্রমণের স্মৃতি আসলে মানে যদি আমরা চিন্তা করি ঐটা কিন্তু আসলে বলে বো মানে কি বোঝানোর মত না। আসলে আমরা যে ভ্রমণ করি, ভ্রমণটা সাময়িক সময়ের জন্য হলেও এই ভ্রমণের স্মৃতিটা কিন্তু আমাদের, আ আ আমাদের জীবনের মানে আমাদের মনে সারাটা জীবনের জন্য থেকে যায়।
আমার সাথে অনেক কয়েকবারই ঘটছে। হু, হু, হু। হু, হু, হু। হা, হা, হা। হ্যাঁ।

হ্যালো!
হ্যালো! কেমন আছেন?
এই তো বেশ। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি। তো আজকে এতদ আপনার দিনটি কেমন কাটলো?
আচ্ছা, আচ্ছা। দিনটি ভালোই কেটেছে। একটু কর্মব্যস্ততা ছিল। আর ওয়েদারটাও একটু কমফোর্টেবল। ভালোই কেটেছে। কাজ শেষে ফিরে এসে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে একটু আড্ডা হলো। সামনে শুক্রবার। কোথায় কি ঘুরতে যাওয়া যায়? এই নিয়ে একটু কথাবার্তা বলা হলো। কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা? <chuckles>
হুম। হুম।
আপনার কেমন গেল?
আমার দিনটি আজকে বেশ ভাল কেটেছে। আজকে এমনি একটা জিনিস ভাবছিলাম বসে, বসে আরকি। মানে ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছিলাম যে এক জায়গায় ভ্রমণে গিয়েছিলাম। ঐটা এখনো মনে পড়ে অনেকটা খুবই পছন্দের একটি জায়গা আমার। ওই জিনিসটা নিয়ে ভাবছিলাম যে আবার য যদি মানে লম্বা একটি ছুটি পাই তাহলে তো মানে তখন একা গিয়েছিলাম, এখন পরিবারের সবাইকে নিয়ে যাবো। এমনটা ভাবছিলাম আরকি।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। যাওয়ার সুযোগ হয়। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই নাকি? তো আপনার ওই প্রিয় জায়গাটি সম্পর্কে কোন স্মৃতি? বা জায়গাটি কেমন ছিল আগের বার যখন বেড়াতে গিয়েছিলেন?
উম জ্বী।